সম্প্রতি <clears throat> বেশ কিছু বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত। বলা যেতে পারে বিষয়গুলা বেশ জটিল এবং আমাকে একটা সমস্যার মধ্যেই ফেলে দিচ্ছে। তো এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা থেকে আমি খুব দ্রুত আসলে একটা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছি। কোন কিছুই আসলে খুঁজে পাচ্ছি না বা কি করা যেতে পারে সেটাও বুঝে উঠতে পারছি না। তো এই যে সমস্যাটা আমার মধ্যে হচ্ছে সেটা দিন, দিন আমাকে মানসিক একটা চাপের মধ্যে ফেলে দিচ্ছে এবং মানসিক চাপের মধ্যে থাকার কারণে দেখা যাচ্ছে আমার শারীরিকভাবেও আসলে ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কোন কাজ করতে পারছি না। কাজে মন বসছে না বা আ সারাদিন আসলে মন খারাপ থাকছে। পাশাপাশি কারো সাথে কথা বলতেও ইচ্ছা করছে না। তো বেশ সমস্যাই বলা যেতে পারে। তো কয়েকজনের সাথে কথা বলারও চেষ্টা করেছি বা পরামর্শ নেয়ারও চেষ্টা করেছি কিন্তু খুব একটা লাভও হয়নি। কেউ তেমন একটা ভালো পরামর্শও দিতে পারেনি বা বিষয়টাকে তেমন একটা গুরুত্বও দেয়নি। তো এটা নিয়েও কারো সাথে আ কথা বলতে গেলে আমার মধ্যে একটা দ্বিধাও কাজ করছে। তো যেহেতু ভাই আপনার সাথে আসলে কথা হচ্ছে সেক্ষেত্রে আপনার কাছে একটা আ আবেদনই বলতে পারেন বা অনুরোধ বলতে পারেন যে এই বিষয়ে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন কিনা?
আপনার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে। আপনি খুবই জটিল একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন। আপনি আপনার মতো চেষ্টা করছেন বিষয়গুলো সমাধান করার জন্য বা বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু যেকোনো কারণেই হোক আপনি এ সমাধানটা পাচ্ছেন না এখনো। তো আমিও আপনাকে অনুরোধ জানাবো আপনি আ সমস্যাটা আমাকে একটু খুলে বলুন। তাহলে হয়তো আমি আ চেষ্টা করবো আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে সহায়তা করার জন্য। একটু খুলে বলুন দয়া করে আপনার সমস্যাটা।
হুম, হুম। হুম, হুম। জ্বি, অবশ্যই। আমি চেষ্টা করবো আপনার সাথে বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করার জন্য, যাতে করে আপনি বিষয়টা বেশ সহজে বুঝতে পারেন। তো বিষয়টা নিয়ে বলার আগে আসলে নিজের সম্পর্কে কিছু কথা বলতেই হয়। না হলে হয়তো বিষয়টা আ বোঝাটা কিছুটা কঠিন। তো সেক্ষেত্রে বিষয়টা এরকম যে আমি একটু আ একাকী থাকতে পছন্দ করি বা আ আমার একটু বন্ধু-বান্ধব কম বা পরিবারের আ লোকজনের সাথেও আমার তেমন একটা কথা হয় না। কারণ আমি নিজেকে একটু সময় দিতে পছন্দ করি বা নিজের যে ভালো লাগার জায়গাগুলো থাকে সেগুলোই বেশ আ করি আরকি। তো হচ্ছে যেহেতু একাকী থাকছি বা আ সবকিছুতেই আসলে নিজেকে সময় দিচ্ছি। তো বন্ধু-বান্ধবও নেই বা তেমন একটা কারো সাথে ওঠা-বসাও নেই। তো সেই ক্ষেত্রে আমার আ ভিতরে একটা খারাপ লাগাও কাজ করে। আ কিন্তু কিছুটা অভ্যাসের কারণে আমি আবার নতুন করে বন্ধু আ বানাতেও পারি না। বা কারো সাথে আসলে কথা বলতে গেলে সে দেখা যায় যে আ আমার সাথে কথা বলতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধও করছে না। আ তো বিভিন্ন বিষয়ের কারণে আমি বেশ হতাশ এবং এইযে হতাশাটা আমার মধ্যে আসলে দিন, দিন বেড়েই চলেছে। একটা পর্যায়ে গিয়ে আমি বেশ মানসিক চাপের মধ্য দিয়েই যাচ্ছি। তো এই ধরনের পরিস্থিতিতে আসলে আ যে আ সবসময় আসলে আ স্কুলে যাচ্ছি বা কলেজে যাচ্ছি যখন, তখন দেখা যাচ্ছে যে আ সকাল থেকে ক্লাস করছি। কিন্তুক আমার মনটাও ওইযে ক্লাস করছি ক্লাসের মধ্যেই রয়ে গিয়েছে। কিন্তু দেখছি বন্ধু-বান্ধবরা বেশ আ গল্প করছে, হাসাহাসি করছে বা আসলে আ অফ টাইমে বা টিফিন টাইমে তারা আ হয়তো নিজেদের মধ্যে একটু আলাপ-আলোচনা করছে। আমি কেন জানিনা তাদের মধ্যে যেতে পারি না বা তাদের সাথে আসলে আমার খুব একটা আ আ আ মনের দিক থেকেও মিলে না বা মানসিকতার দিক থেকেও মিলছে না। তো এইযে তাদের সাথে আমার একটু দূরত্ব বা তাদের সাথে যে আমি একটা আ আসলে বিষয় নিয়ে যে আলোচনাও করতে পারছি না। তো আ আ সবকিছু মিলিয়ে দেখা যায় যে প্রতিদিন আমাকে আসলে নিজের মতো করেই দিনগুলো পার করতে হয়। তো সমস্যাটি হয়ে যায় যখন আমি আসলে ছুটির দিনে যাই তখন আ দেখা যায় সারাদিন আমার তেমন কোনো কাজই থাকে না বা আমি তেমন কিছু করার মতোও পাই না। তো এই যে ছুটির দিনে আসলে আ আমার মধ্যে যে একটা চাপ বা এই যে একটা হতাশা কাজ করে সেটা আমি আসলে কমাতে চাই বা আমিও তাদের সাথে মিশতে চাই বা তাদের সাথে আসলে আ একটু ভাব বিনিময় করতে চাই। তো সেক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? বা কি করবো? সেটাই বুঝে উঠছি না। তো এটাই হচ্ছে মূল সমস্যা আরকি।
হুম। আচ্ছা। আচ্ছা। বুঝতে পারছি। আপনি একটু অন্তর্মুখী স্বভাবের মানুষ আরকি। আপনি একা, একা থাকতে পছন্দ করেন। যেটা সম্পূর্ণভাবে ঠিক আছে। এটা অস্বাভাবিক কিছু না। একেকজন মানুষের পার্সোনালিটি একেক রকম হবেই। তো আপনার যে চাওয়া আপনি একা, একা থাকতে চান বা নিজেকে সময় দিতে চান সেটা সম্পূর্ণ সঠিক। এটা এটা নিয়ে চি দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু ঝামেলা হচ্ছে আপনি যখন আ একা, একা থাকেন বা নিজেকে নিয়ে সময় দেন। অ অনেক সময় আ দেখা যায় যে আ একটু একা, একা লাগে আপনার। হ্যাঁ? একটু একাকী অনুভব করেন বা একটু বিচ্ছিন্ন অনুভব করেন সম্ভবত। তো এটা থেকে যেহেতু আপনি মুক্তি চাচ্ছেন। তো এটার জন্য আপনাকে আপনার আ স্বভাবটা একটু পাল্টাতে হবে। আপনাকে একটু বেশি সামাজিক হতে হবে। আর আপনি বলছিলেন যে আপনার সাথে অন্য ম আ মানুষদের বা আপনার সাথে আপনার আ ক্লাসমেটদের আ ঠিক মানসিকতাটা মিলে না। দেখুন আমরা আ একটা ক্লাসে যতগুলা মানুষ থাকি, সাপোজ একটা স ৫০ জনের ক্লাসে ৫০ জনের মানসিকতা কিন্তু ৫০ রকম হয়। হ্যাঁ? কারো সাথে কারো পার্সোনালিটি, মানসিকতা বা মতের মিল সম্পূর্ণভাবে মিলে না। এটা সম্ভব না। কিন্তু এগুলোর মাঝেও মানুষ আ বন্ধুত্ব করে। হ্যাঁ মানুষে মানুষের সম্পর্ক হয় স এবং সেটা টিকেও থাকে হয়তো অনেকদিন। আপনি চেষ্টা করবেন যে, যে মানুষগুলো আপনার জন্য ক্ষতিকর না, মানে হয়তো একেকজনের একেক মতামত থাকতে পারে, একেকজনের একেক ধরণের আ বৈশিষ্ট্য থাকতে পারে। কিন্তু যে মানুষগুলো আপনার জন্য ক্ষতিকর নয়, হ্যাঁ? সেই মানুষগুলোর আ স্বভাব যেমনই হোক এদের সাথে আপনি বন্ধুত্ব তৈরি করুন বা ভালো একটা সম্পর্ক তৈরি করুন। তাহলে আপনার সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। আপনি ছুটির দিনে একা, একা অনুভব করবেন না। আপনি হয়তো দেখা যেতে পারে তাদের সাথে মিশছেন বা তাদের সাথে কোথাও হয়তো অ আউটিং এ বের হয়েছেন বা কিছু একটা গ্রুপ activity করছেন। তো এভাবে আসলে আপনি আপনার যে সমস্যাটা আছে, একটু আপনার পার্সোনালিটি একটু চেঞ্জ করুন। হ্যাঁ? একটু আপনার কমফোর্ট জোন টা থেকে বেরিয়ে আসুন। তাহলে আপনার সমস্যাটা অনেকটাই সমাধান হবে বলে আমি মনে করছি।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হু, হু। আহ! জি আপনি বেশ আ যুক্তিপূর্ণ এবং আ গুরুত্বপূর্ণ এই কথা বলছিলেন। আমি বেশ মনোযোগের সাথে আপনার কথাগুলো শুনছিলাম। তো আমার কাছেও বেশ মনে হচ্ছে যে, না, আপনি যেটা বলেছেন যে আমার নিজের আ মানসিকতা বা নিজেকে আসলে একটু পরিবর্তন করা উচিত বা কিছুটা আ সামাজিক হওয়া উচিত। আ তো আমি আসলে দেখেছি যে আ আমি আপনি যেটা বলছিলেন যে আসলে আ সবার মানসিকতার আসলে মিল থাকে না। তো আমি বিষয়টাকে এভাবে আসলে কখনো বিবেচনা করে দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে আ আমি যেটা আসলে করতে পছন্দ করি বা যেটা আমি করি আ সেটা অন্যরা কেনো করবে না? এটা তো ভালো বা এটা তো করলে কোনো ক্ষতি নেই। কিন্তু আসলে একেকজন যে একেকভাবে চিন্তা করে বা বিষয়টাকে অন্যভাবেও দেখতে পারে সে বিষয়ে তেমন একটা আ ধারণা আমার ছিল না। তো আমার মনে হচ্ছে এখান থেকে আমার আ সমস্যাটা হয়তো একটু জটিলের দিকে যাচ্ছিলো। তার আপনার কথা শোনার পর না মনে হচ্ছে যে, না, বিষয়টা খুব স্বাভাবিক বা আমি যদি এটাকে একটু <sniffs> আ স্বাভাবিকভাবে নেই বা আসলে সবার সাথে মিশে তাদের মানসিকতা বোঝার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমার আসলে বন্ধুদের সাথে একটা ভালো সম্পর্ক হবে। আ পাশাপাশি আপনি এটাও বলছিলেন যে, তাদের সাথে আসলে একটু আ বাহিরে ঘুরতে যাওয়া বা একটু সময় দিলেও দেখা যাবে যে আমি আ একাকী যে একটা ফিল করছিলাম বা আমার মধ্যে যে একটা হতাশা কাজ করছিলো তো সেক্ষেত্রে কিছুটা আ লাঘব হবে বলে আশা করছি। তো আসলে আরো একটা বিষয় আপনার কাছে জানার ছিল যে, আ এইযে এইযে ছুটির দিনে আসলে আমার যখন আসলে কারো সাথে তেমন কিছু করার থাকে না বা হয়তো আমি বাসায় থাকছি, তো সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? এই যে আমার একাকী বোধ হচ্ছে সেখান থেকে বের হওয়ার জন্য এই দিনটাতে আমি আসলে আ আ হয়তো কি, কি করতে পারলে আমার কাছে এইযে সমস্যাটা হচ্ছে সেটার থেকেও কিছুটা আ রেহাই পাবো?
অবশ্যই। অবশ্যই। আচ্ছা, ছুটির দিনে আপনি তো আফ আগে যেমন বলেছিলাম যে, আপনার বন্ধুদের সময় দিতে পারেন। তবে এছাড়াও কিন্তু সময় কাটানোর আরো অনেক মাধ্যম আ থাকতে পারে। যেমন আপনি বলছিলেন আচ্ছা যেমন, ছুটির দিনের কথা, ছুটির যেদিন আপনার ছুটি থাকে সেদিন হয়তো দেখা যাচ্ছে আপনার আ পরিবারের অনেকের ছুটি থাকতে পারে। তো আপনি তাদের সাথে একটু সময় কাটান বা তাদের সাথে গল্প করুন, তাদের সাথে কুশল বিনিময় করুন বা তাদের সা অ্যা পুরো দিনটা আসলে তাদের সাথে কি ঘটেছে, তারা কি ভাবছে বা তাদের শরীর কেমন? এই বে সাধারণ বিষয়গুলো জানতে চান। দেখা যাবে যে আপনার সময়টা ভালোভাবেই কেটে যাবে তাদের সাথে। তবে এগুলোর সাথে আপনি আ আরো কিছু করতে পারেন। যেমন আ বিনোদনের জন্য আপনি গল্পের বই পড়তে পারেন। বা আপনি যদি কবিতা পছন্দ করেন তাহলে কবিতার বই পড়তে পারেন। আবার আ সিনেমা দেখতে পারেন। তো এভাবে আসলে সময়টা আপনি কে এ্যা কাটাতে পারেন, হ্যাঁ? কোনো সমস্যা হবে না এটা নিয়ে আশা করছি।
হু, হু। জ্বী। আমার কাছেও মনে হচ্ছে আসলে যে আ নিজের কে সময় দেওয়ার পাশাপাশি যদি আমি পরিবারকে কিছুটা সময় দিই। এবং আমার যে ভালো লাগার বিষয়গুলো বা যে কাজগুলো করে আসলে আমি কিছুটা স্বস্তি পেতাম। আ সেগুলোও যদি আসলে আ ছুটির দিনে রাখি, পাশাপাশি আ বন্ধুদের কথা বলছিলেন সেটাও যদি করার চেষ্টা করি। তো সব মিলিয়ে আমার কাছেও মনে হচ্ছে যে, না, এই যে আ ছুটির দিনটাতে আসলে আমার যেমন একটা কাজ না থাকার কারণে যে একটা হতাশা বা একটা চাপ আমার মধ্যে তৈরি হচ্ছে। আ সেটা থেকেও আমা আ কিছুটা বের হয়ে আসতে পারবো বলে আশা রাখছি। তো আ আরো কিছু বিষয় আসলে আ বোঝার ছিল বা আমার জানার ছিল। আ কিন্তু আ আপনার সাথে কথা বলার পর মনে হচ্ছে যে, না, এইভাবে যদি আমি চেষ্টা করে দেখি তো সেই আ অজানা বিষয়গুলো হয়তো আমার দিন, দিন <sniffs> আ যে বিষয়গুলা নিয়ে আমি আসলে এতটা চিন্তিত বা আমার কাছে মনে হচ্ছিলো যে এটা কি আদৌ কোনোভাবে সমাধান করা সম্ভব কিনা? তো এখন আপনার সাথে কথা বলার পর নিজেকে কিছুটা স্বস্তি আ বোধ করছি বা চাপমুক্ত মনে করছি। তো আ এ এইযে এইযে সমস্যাটা আমার মধ্যে ছিল সেটা আ হয়তোবা আপনার এই সমস্যা আ বিষয়গুলো যদি আমি মেনে চলি তাহলে খুব দ্রুত সমাধান হবে বলে আশা রাখছি।
হুউম। অবশ্যই, অবশ্যই। আপনি আ যদি আমার আ কথাগুলো যেগুলো আমি একটু আগে আপনাকে পরামর্শ হিসেবে দিয়েছি সেগুলো যদি মেনে চলেন, তাহলে হয়তোবা আপনার আ সমস্যাগুলো অনেকটাই সমাধান হবে। তবে আমি একটা বিষয় খেয়াল করেছি, আপনি আ যেহেতু একা, একা থাকেন এবং একাকিত্ব অনুভব করেন আপনি মানসিকভাবে একটু ডাউন। হ্যাঁ? আপনার উচিত আপনার আ মেন্টালিটি আপনার মানসিকতাটাকে একটু বুস্ট আপ করা। তো এটার জন্য আমি কিছু পরামর্শ দিতে চাই আপনাকে। আ আপনি আ নিয়মিত হ্যাঁ? আ নিয়মিত মানে অবসর সময়ে না, মানে নিয়মিত রুটিন করে এক একটু ব্যায়াম করার চেষ্টা করেন। হ্যাঁ? এতে দেখা যাবে কি? আপনার আ মানসিকতাটা একটু বুস্ট হবে। আপনি অনেক বেশি কনফিডেন্ট অনুভব করবেন। দেখা যাবে আপনি যাদের সাথে কথা বলতে ভয় পেতেন বা একটু আপনার অসংকোচ লাগতো, আপনি শুরুতেই গিয়ে তাদের সাথে কথা বলতে পারছেন বা একেবারে সাবলীলভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন। ফলস্বরূপ আপনার বন্ধুত্ব তৈরি করা, এটা একটু সোজা হবে। এছাড়া আপনি মেডিটেশন করে দেখতে পারেন, মেডিটেশন করলে আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়বে, আপনার শরীরটা ভালো থাকবে। আপনার ভেতরে যে এক ধরনের হতাশা আছে, এক ধরনের যে মানসিক সমস্যা আছে। হ্যাঁ? একটা মানসিক আ সাইকোলজিক্যাল যে একটা প্রবলেম তৈরি হয়েছে, সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। তো আপনি যদি এই ২ টা একটু করতে পারেন যে একটু হালকা ব্যায়াম করা এবং মেডিটেশন করা এবং তা যদি প্রত্যেকদিন রুটিন অনুযায়ী করতে পারেন, তাহলে দেখা যাবে আপনি আপনার যে সমস্যাগুলো ফেস করছেন সেটা সম্পূর্ণভাবে সমাধান করে ফেলতে পারবেন।
হু, হু। হু, হু। হু, হু। হুম, হুম। জ্বি। আহ! আপনি বেশ চমৎকার করে বলছিলেন এবং আমার কাছে বিষয়গুলো বেশ আ যুক্তিপূর্ণই মনে হয়েছে। তো আশা রাখছি যে এ এই বিষয়গুলো মেনে চললে আমি এই সমস্যাটা থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারবো। তো আপনার আ মূল্যবান সময় থেকে আমাকে বেশ কিছুটা সময় দিলেন এবং <sniffs> আমার পাশে থেকে আমার সমস্যাগুলো বুঝে আমাকে একটা পরামর্শও দেওয়ার চেষ্টা করলেন। আ তো আপনার সাথে কথা বলেও বেশ <clears throat> ভালো লাগলো। এবং পরামর্শগুলোও বেশ ভালো লাগলো। আ তো চেষ্টা করবো এগুলো মেনে চলার এবং আমার কাছে আ যে একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, সেখান থেকেই মনে হচ্ছে যে না, আ আমিও হয়তো পারবো বা আমার যে এইযে চাপ এবং হতাশা আ যেটা হচ্ছে, সেখান থেকে আমি বের হয়ে এসে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আগায় যেতে পারবো। তো আপনার সাথে কথা বলেও বেশ ভালো লাগলো। ভালো থাকবেন আপনি। আপনার জন্য অসংখ্য শুভকামনা।
আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইলো। আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি।